সম্প্রতি আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে ইদানীং কেন জানি না একটু হতাশার ভেতর থেকেই আমার দিনগুলো পার হচ্ছে। শুধু যে আসলে হতাশা বলব তা কিন্তু না। সেই সাথে কেন জানি না একটু খারাপ লাগা নিজের ভেতরে কাজ করে। সেটা দিনের আহ শুরু বলি বা রাতের শেষ, যাই বলি না কেন, সবসময় একটা হতাশা, একটা খারাপ লাগা। নিজের ভিতরে আসলে এগুলা লেগেই থাকে। এর জন্যই আসলে ইদানিং একটু বেশি মানে এইরকম মনে হচ্ছে যে আ এই হতাশাগুলো কিভাবে কাটিয়ে উঠব? বা এই খারাপ লাগাগুলো? এগুলোর আসলে অ্যা সমস্যাটার মানে সমাধানটা কোথায়? এটাই আ বুঝতে পারছি না।
আচ্ছা। হুম। আচ্ছা, আপনি কিন্তু বেশ কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা জানতে পেরে কিন্তু বেশ খারাপ লাগছে। বিশেষ করে হতাশার জন্য আপনি কিন্তু আ একটু কষ্ট পাচ্ছেন আপনার কথাতেও এটা স্পষ্ট। তবে আমি আরেকটু জানতে চাই এই হতাশা, এটার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে বলে আপনার মনে হয়? বা আসলে কোনো ঘটনার জন্য কি আপনি এরকম বোধ করছেন?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আ একদম, একদম। এটা যদি আসলে বলতে চাই, তো সেক্ষেত্রে অ্যা আমাকে বলতে হবে যে, এটার পিছনে কিন্তু আ বেশ কিছু কারণ আছে। আমার হতাশার পেছনে। আ যদি আমি বলতে চাই শুরু থেকেই আমি কিন্তু আসলে আ বিবাহিত বা, আমার কিন্তু আসলে সংসার আছে। তো সেক্ষেত্রে সংসার জীবনে আমার কিন্তু ২ টা ছেলেমেয়েও আছে। ১ কথায় কিন্তু আমি উম <smacks lips> হাউজওয়াইফই বলতে গেলে। কিন্তু এইযে হাউজওয়াইফের পাশাপাশিও কিন্তু আমি আ কিছু মানে করার চেষ্টা করি এবং সে কিছু যেটা করার চেষ্টা করি, সেটা হলো আমি কিন্তু বাসায় বসেই আ ফ্রিল্যান্সিংয়ের কিছু আ সেক্টরে কাজ করার চেষ্টা করি। আ অবসর সময়।
হ্যাঁ। আচ্ছা।
কিন্তু উম ইদানিং আসলে মানে একটা জিনিস অ্যা খেয়াল করছি। আমি কিন্তু আসলে একটা নতুন প্রজেক্ট পেয়েছি। সেটা হচ্ছে আ ডিজিটাল মার্কেটিংয়েরই একটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে আ যখন আমি আসলে কাজ করার আ মানে চিন্তা ভাবনা করছি বা, অবসর টাইমে বসছি, তখন মানে কোনো না কোনোভাবে কিন্তু আ ব্যস্ততা বা, কোনো না কোনো বাধা কিন্তু আমাকে আসলে ঘিরে ধরছে এবং আ সেটা আসলে কিভাবে হচ্ছে? যে এরকম যে উম দেখা যাচ্ছে আমার ছেলেমেয়েরাই আ আসছে। এসে বলছে যে অ্যা "আম্মু এটা বানিয়ে দাও। ওটা খাবো, এই করবো, সেই করবো।" অথবা আ দেখা যাচ্ছে যে, অন্য অ অন্য কেউ আসছে। এসে বলছে যে, "উম চলো একটু মানে হচ্ছে উম অমুক জায়গায় ঘুরতে যাবো। এই করবো, সেই করবো।" এই টাইপের বাধাগুলো কিন্তু আমার ইদানিং বেশিই আসছে। তো সেক্ষেত্রে <smacks lips> আ আমি যে মনযো মনোযোগ দিয়ে আমার কাজটা করবো আ যে একটা thumbnail বানাবো অথবা, লোগো যাই বলি না কেন? এগুলো কিন্তু আমি আসলে করতে পারছি না। আ এইযে একটা পরিকল্পনা নিয়ে বসছি যে, "এটা রেডি করবো। রেডি করে তো ক্লায়েন্টকে অবশ্যই দিতে হবে।" কারণ, আমি কিন্তু নির্দিষ্ট একটা টাইম চেয়েছি যে, এই টাইমের ভেতরে আমি তাকে ডেলিভারি দেব। তো সেক্ষেত্রে উম আমি যদি তাকে আসলে ডেলিভারি না দিতে পারি, তাহলে কিন্তু উম অনেক সমস্যা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। তো এটাই আসলে ইদানিং আমার আ খুব বেশি হতাশার কারণ হয়ে <smacks lips> দাঁড়িয়েছে। আমি আ বুঝতে পারছি না যে এইযে আমার যে পরিকল্পনা, <smacks lips> এই পরিকল্পনার ভেতরে যে হঠাৎ ব্যস্ততা, সেটা কিভাবে আসলে নিজেকে সামলাবো? বুঝতে পারছি না।
হুম। বুঝতে পেরেছি। হু, হু। হ্যাঁ। হুম। আচ্ছা। আপনি ব্যাপারটা নিয়ে হতাশ হবেন না। আমি বেশ বুঝতে পারছি যে আপনি যেমন নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত, বিশেষ করে একজন মা হিসেবে, বা পরিবারের একজন কর্ত্রী হিসেবে আপনার কিন্তু অনেক কাজ রয়েছে। এবং সেগুলো সামলানোর পাশাপাশি যখন আপনি পেশাগতভাবে, যেমনটি বলছিলেন যে অনলাইনে ফ্রিল্যান্সিং এ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন। সেখানেও কিন্তু আপনার যথেষ্ট সময় দেওয়া বা সেখানে কাজগুলো করতে আপনার কিন্তু যথেষ্ট সময়, শ্রম আ সবকিছুরই প্রয়োজন হচ্ছে। এবং এই দুটোর মধ্যে সমন্বয় না হওয়াতে, আপনি কিন্তু বেশ একটা সমস্যার মধ্যে পড়েছেন। বিশেষ করে যেমনটি আপনার কথায় বুঝলাম যে, সময় মতো কাজ শেষ করা নিয়ে আপনাকে একটু অসুবিধা পোহাতে হচ্ছে। বিশেষ করে আপনার পরিবারের সদস্যরাও কখনো, কখনো আপনাকে কাজের সময়ে বিভিন্ন কাজের আবদার করছে বা কোথাও যাওয়ার আবদার করছে। বাস তখনও আপনাকে কোনো খাবার তৈরি করতে হচ্ছে। এতে করে আপনার কিন্তু এইযে দুশ্চিন্তাটা হচ্ছে, এটা বেশ স্বাভাবিক। এবং আমি বুঝতে পারছি যে এ এখানে দুশ্চিন্তার কারণে আপনি কিন্তু স্বাভাবিকভাবে আ একটু ভেঙে পড়েছেন। <smacks lips> তবে আ ব্যাপারটা নিয়ে হতাশ হবেন না। এটা কিন্তু আ আসলে খুব আলোচনা করে আ সহজেই ঠিক করা যেতে পারে। বিশেষ করে আমি আরেকটু জানতে চাই যেমনটি বলছিলেন যে, আপনি কাজ করছেন এবং সেইক্ষেত্রে অনেক সময় আপনার আ <smacks lips> সন্তান যারা আছেন, তারাও আসলে আ খাবার বা দেখা যাচ্ছে আপনার কাছে কোনো আবদার নিয়ে আসছে। তো সেইক্ষেত্রে আমি জানতে চাই, আপনি কি প্রতিদিন কোনো নির্দিষ্ট সময়ে এই কাজটা করার চেষ্টা করেন? নাকি যখন আসলে আপনি অবসর পান, তখনই শুধুমাত্র আপনি কাজগুলোতে হাত দিচ্ছেন?
একদম, <smacks lips> একদম। হুম, হুম। আচ্ছা। এই কথা যদি বলতে চাই যে, আমি কিন্তু আসলে অবসরের যে time টুকু পাই, সেটা হচ্ছে উম সন্ধ্যায় যখন মাগরিবের আযান দেয়, মাগরিবের নামাজের পরে কিন্তু আমি দেখা যাচ্ছে যে ১ ১.৫ ঘন্টা অথবা ২ ঘন্টা উম <smacks lips> অবসরের একটা time পাই। আবার যখন দেখা যাচ্ছে যে, এ মানে কাজের কোন ব্যস্ততা নেই বা আমি দেখা যাচ্ছে যে free আছি, সেই time টাতে কিন্তু আমি আসলে অবসরের উম সময়টা পাই। তো সেক্ষেত্রে, এই দোনোটা time এ কিন্তু আমি আসলে manage করার চেষ্টা করি যে দোনোটা time এই বসব এরকম। কিন্তু আ দেখা যাচ্ছে যে অনেক সময় দোনোটা time এই কিন্তু বাধাগ্রস্ত হই। আবার অনেক সময় যে আ যেকোনো একটা time যদি সন্ধ্যার পরের কথাই বলি তখন দেখা যাচ্ছে যে, উম ছেলেমেয়েরা এসে পরে যে, "একটু নাস্তা বানিয়ে দাও। এই করো, সেই করো।" এই ধরণের কিন্তু আসলে বিরক্ত করে। তো এক্ষেত্রে আমি যে আসলে গভীর রাতে অ্যা মানে কাজ করতে বসবো। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে, সারাদিন যেহেতু আমি আ একটা পরিশ্রমের উপরেই থাকি। যেহেতু আমি আ মানে house wife এটা কিন্তু বলেছি। <smacks lips> তো সেক্ষেত্রে রাতে কিন্তু আমার আসলে এত energy থাকে না যে, আমি রাত করে যখন আসলে ঘুমাবে সবাই, তখন সবার মানে আড়ালে বসে একটু free time এ আমি কাজ করব। এই কিন্তু energy টা আমার থাকে না। তো এইজন্য আমি আসলে চেষ্টা করি। যে যখন একটু অবসর time এর সুযোগ পাবো তখনই কাজগুলো করব। কিন্তু এই যে হঠাৎ, হঠাৎ বাধা আসছে এটাই আ বুঝতে পারছি না যে, এই বাধা থেকে কিভাবে নিজেকে মোকাবিলা করে নিজের কাজগুলো আসলে করব?
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আপনি ব্যাপারটা নিয়ে মোটেও দুশ্চিন্তা করবেন না। বিশেষ করে এই যে হঠাৎ, হঠাৎ বাধা যেটা আসছে এটা কিন্তু একটা সঠিক বা ধরাবাঁধা routine এ না থাকার কারণে আপনাকে আসলে মোকাবিলা করতে হচ্ছে। যেহেতু আপনিই অনেকটা অবসর সময়েই কাজগুলো সামলানোর চেষ্টা করছেন, বিশেষ করে যখন আসলে free থাকছেন তার জন্য অনেকেই কিন্তু সেই সময়টা আসলে আপনার কে হয়তো নিজের অজান্তেই তারা বিভিন্ন রকম আবদার করে ফেলছে। তবে, আপনি যদি আসলে আপনার কাজটা গুছিয়ে একটা নির্দিষ্ট routine এর মধ্যে নিয়ে আসেন তখন কিন্তু এই ব্যাপারটা আপনি পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করে নিতে পারবেন। বিশেষ করে আপনি আপনার যতগুলো কাজ হাতে আছে সেই অনুসারে প্রতিদিন আসলে কত ঘন্টা সময় আপনি আপনার আ freelancing বা আপনার এই পুরো ব্যাপারটা নিয়ে কাজে লাগাতে চান সেটা কিন্তু আগে থেকেই ঠিক করে নিতে পারেন এবং সেই সময় আপনি দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের কাছ থেকে আ একটু বিরতি নিতে পারেন যে তারা যেন তখন আপনাকে কোনোভাবে বিরক্ত না করে এবং এতে করে যেটা হবে আপনি কিন্তু কাজটাও আসলে আ প্রতিনিয়ত কর করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় শেষ করতে পারবেন। পাশাপাশি আপনার বিশ্রামের সময়, আপনার free সময় এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করা লাগবে না। বিশেষ করে আপনি এমন সময় কিন্তু বেছে নিতে পারেন যখন আসলে আপনার পরিবারের সদস্যরা হয়তো বাড়ির বাইরে আছেন, অফিস-আদালত-স্কুল এসব জায়গায় যখন থাকেন তখন আপনি কিন্তু আপনার এই freelancing এর কাজটা শেষ করতে পারেন। তবে একবারে যদি কাজ করতে যেয়ে আসলে অনেকটা একঘেয়ে লেগে যায় বা আপনি আগ্রহটা না খুঁজে পান তখন কিন্তু এই কাজটা ছোট, ছোট ভাগে আপনি ছোট, ছোট time block এ ভাগ করে নিতে পারেন। অর্থাৎ, একটানা ২৫ মিনিট কাজ করে আপনি কিন্তু ৫ মিনিটের একটা ছোট বিরতি নিয়ে নিন। এভাবেই কিন্তু আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনার প্রতিদিনের আসলে একটা নির্দিষ্ট গোল set করুন ঠিক কতটা কাজ করতে চান এবং সেই কাজটি সম্পন্ন করে ফেলুন। এতে করে আসলে দিনের অন্য সময় আপনার কাজ নিয়ে বা কাজ জমা দেওয়া বা শেষ করা নিয়ে কোনো দুশ্চিন্তা কিন্তু থাকবে না।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। একদম, একদম। হ্যাঁ, আমার নিজের কাছেও আসলে কেন জানি না। আপনার এই কথা শুনে কিন্তু এরকমই মনে হচ্ছে যে আসলেও মানে সবার সাথে যদি একটু আমি অ্যা আলোচনা করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু উম কিছুটা হলেও কিন্তু হয়তোবা আমি আমার নিজের যে কাজ সেগুলোর জন্য একটু স্বাধীনতা পাবো। তো এক্ষেত্রে আমি আসলে অ্যা আরো একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো ইদানিং যেহেতু আসলে অ্যা মানে হঠাৎ যখন আমি কাজে বসি বা কাজে বসার পরিকল্পনা করি তখনই কিন্তু আসলে ব্যস্ততা বা বাধা আসে। তো সেক্ষেত্রে উম আমি আ এই বিষয়গুলো নিয়ে ইদানিং একটু বেশি কিন্তু হতাশার ভেতরে আমার দিনগুলো পার হচ্ছে। আমার কিন্তু এরকমও হয় যে মানে, অ্যা মানে সারাটা দিনে একটা চিন্তা থাকে যে কিভাবে আমি কাজে বসবো? বা একটা মানসিক চাপ সবসময় থাকে। তো আমি আসলে জানতে চাচ্ছি যেই মানসিক চাপটা থেকে আসলে কীভাবে নিজেকে বের করে আনব? আমাকে যদি এটা একটু বলতেন।
অবশ্যই। হুম। আচ্ছা। অবশ্যই, এবং আপনি নিজের উপর এতটা কঠিন হবেন না। আমি বুঝতে পারছি deadline চলে আসাতে বা কাজ ঠিকমতো না করতে পারার জন্য আপনি কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। তবে, আপনি কাজগুলো যদি আসলে একটু আগে থেকে গুছিয়ে রাখেন এবং আসলে একটা সঠিক ধারণা রাখুন আপনাকে কতদিন কাজ করতে হবে? প্রতিদিন কত সময় কাজ করতে হবে? এরকম ধারণা থাকলে আপনি কিন্তু সবসময় নিজের progress track করতে পারবেন। তাতে করে দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কম থাকবে। বিশেষ করে আপনি চাইলে একটা কিন্তু notebook maintain করতেই পারেন। আর পাশাপাশি আপনি একটু সময় নিজের জন্য রাখুন একটু মানসিকভাবে বিশ্রাম দিন আ বিশেষ করে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা বা কখনো, কখনো মেডিটেশন করা। <smacks lips> এতে করে আপনার এই কাজের জন্য যে stress টা তৈরি হয়েছে এটা কিন্তু অনেকটাই চলে যাবে। বিশেষ করে যেহেতু আসলে অনেকগুলো কাজ এখন আপনাকে সামলাতে হচ্ছে পরিবারের সকলকে দেখতে হচ্ছে পরিবারের আ সদস্যদের আ রান্না বান্না করতে হচ্ছে, আপনার সন্তানদের যত্ন নিতে হচ্ছে, পাশাপাশি আপনাকে কিন্তু ক্লায়েন্ট এর জন্য বিভিন্ন রকম কাজ করতে হচ্ছে। সেই কাজ ready করা meeting করা সবকিছুই কিন্তু রয়েছে। তো এর জন্য আসলে একটু গোছালো lifestyle থাকলে আপনার কিন্তু এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে বেশ সহজ হবে এবং তার জন্য প্রয়োজন আপনার কিন্তু কাজ এবং আপনার দৈনন্দিন জীবনে আসলে কি, কি দায়িত্ব রয়েছে? সেটার একটা নির্দিষ্ট ধারণা রাখা এবং এটি যখন থাকবে আপনি যেমন নিজের progress track করতে পারবেন পাশাপাশি আপনার দুশ্চিন্তা কিন্তু অনেক দে অংশেই কেটে যাবে।
হুম, হুম। একদম, একদম। হুম, হুম। হুম, হুম, হ্যাঁ, আমার নিজের কাছেও আসলে কেন জানি না আপনার কথা শুনে এরকমই মনে হচ্ছে যে আসলেও আমি যদি আ নিজের কাজ বা পরিকল্পনা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে না খুব একটা। এটাই আপনার কথা শুনে আমার মনে হচ্ছে। তো যাই হোক আ আপনার সাথে কথা বলে কিন্তু আমার অনেক ভালো লাগলো এবং সেই সাথে আপনি যে বিষয়গুলো বললেন এগুলো মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন।
হ্যাঁ। কোনো সমস্যা নাই। এবং যেহেতু আপনার এখন একটা দুশ্চিন্তা হচ্ছে আপনি কিন্তু নিজের জন্য proper বিশ্রামের সময় দিন এবং বিশ্রাম নিয়ে আপনি একটা list করে কাজ করে ফেলুন। এতে কিন্তু আপনার পরিকল্পনা বজায় থাকবে। অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ।